হু, হ্যাঁ। জি, জি।
তো একসময় আসলে যখন আমার আ গাড়ি কেনার ক্ষমতা ছিল না, অ্যা তখন অনেক মানুষই আসলে তাদের গাড়ি ছিল এবং আমাকে অনেক ছোট করে দেখেছে। তো আমি প্রায় জি, আমি প্রায় আসলে চেষ্টা করেছি আ প্রায় যে আমিও একটা উ <smacks lips> গাড়ি কিনবো এবং সেই সকল মানুষদেরকে আসলে আমি দেখাবো আ যে চাইলেই আসলে কেনা যায় এবং আমাদের সেই সামর্থ্য আসলে রয়েছে এবং আমি যেটা করলাম উম আ সেই গাড়িও পছন্দ করলাম। আ সেই গাড়ি পছন্দ করে আ উ ভেবেছিলাম যে কিনে ফেলবো। তো সেখানে আসলে বিপত্তিটা হলো যে কিছু টাকা আসলে কম ছিল। আমি ভেবেছিলাম আমি মানে আমার আ যে হাজব্যান্ড উনার কাছ থেকে একটু সাহায্য নিবো। এবং উনি বলেছিল যে আমাকে আসলে দিবে।
হুম, জি। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। উহু। Exactly, exactly. একদম। হু, হু। ওকে। উ জি। হু, হু। আচ্ছা। জি।

Hello।
Hello, কেমন আছেন আপনি?
এই তো ভালো। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালোই আছি। আবার বলা যায় যে একপ্রকার neutral ও আছি। মানে খুব একটা ভালোও না, খুব একটা খারাপ না, এরকম একটা। এই যে বিভিন্ন বিষয় নিয়ে আর কি একটু অনেক কিছু নিয়ে tensed থাকা হয় এত বেশি সবকিছু নিয়ে, অফিসের pressure, বাসার pressure সব মিলিয়েই দেখা যাচ্ছে যে ওই ভালো খুব বেশি ভালোটা আর থাকা হচ্ছে না। আসলে খুব বেশি ভালো থাকা তো একপ্রকার বিলাসিতা। তো ওই বিলাসিতাটা নেই আর কি। তো বলুন আপনার কেমন চাচ্ছে?
আচ্ছা। কেন, কেন? এমনটা কেন? আচ্ছা, আচ্ছা। জ্বি, আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা।
হুম, হুম।
আমার তো আসলে বলব যে ভালোই যাচ্ছিল।
Okay।
কিন্তু আবার মনটা একটু খারাপও হয়ে গেল।
আচ্ছা কেন?